হুম, জ্বি। তো এক্ষেত্রে আসলে যদি আমি এলন মাস্কের কথাই যদি বলি, তো উনি আসলে বর্তমানে ট্রেন্ডে আছেন। তো এলন মাস্কের ক্ষেত্রে যেটা হয় দেখেন, উনার আসলে সো ছোটবেলা থেকে আ যে উপন্যাসগুলো পড়া ছিল, তো উপন্যাসগুলো পড়া ত আ প্রেক্ষাপটে আসলে সে আরকি মঙ্গল গ্রহ, তারপরে অন্যান্য এসব গ্রহ-উপগ্রহ নিয়ে আসলে তার একটা আব ইচ্ছা আকাঙ্ক্ষা জাগে। তো জাগার পরে কি হয়? আসলে সে সেটা নিয়ে আসলে পড়াশোনা শুরু করে। তারপরে কিভাবে কি করা যায়? তা হ্যাঁ, এখানে আসলে পরিবারের যে বা আর্থিক যে সহায়তা সে পায়, এগুলো কেও ব্যাপার আছে। তবে এমন, কা এমন কিছু, কিছু ব্যাপারও আছে, যেমন আ সেগুলো আসলে আপনার এই যে আর্থিক ব্যাপার। এগুলোও কিন্তু আসলে আ রাস্তা বের হয়ে যায়। যেমনটা আসলে আপনাকে বলছিলাম যে, আ Google এর ক্ষেত্রে, তারপরে Facebook এর ক্ষেত্রে, যারা আসলে চাকরি করে বড়, বড় আরকি টেক ইন্ডাস্ট্রিতে, আ বাংলাদেশে বসে থেকেই। তো এলন মাস্ক এ যে আ এখানে তাদের আ এলন মাস্কের কথায় যদি আবার ফের ফিরে আসি, তো স আ তিনি কি করেছেন? তিনি আসলে আ তার স্বপ্ন পূরণ করার জন্যই আসলে সে সম্পূর্ণটা দিয়েছেন। আর তার প্রেক্ষাপটেই কিন্তু আসলে, আ উনি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছেন। যেমন আ বাংলাদেশে থেকে যারা আসলে আ বড়, বড় টেক কোম্পানি, তারপরে অন্যান্য কোম্পানিতে যারা আ কাজ করছেন, তারা কিন্তু তাদের আ শুধুমাত্র ওই যে লোকের লোকে কি করল? এই ব্যাপারগুলো দেখলেই কিন্তু আসলে আপনার আ হয় না বা ওই, ওইভাবে থাকলে সময় নষ্ট।
আচ্ছা। জ্বি, জ্বি, জ্বি। হ্যাঁ। ইচ্ছা ছিল। জ্বি, জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। আর্থিক ব্যাপার, হ্যাঁ। হ্যাঁ। জ্বি। আচ্ছা। হু, হু। দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হু, হু। জ্বি। আচ্ছা, এগুলা তো বুঝলাম। না, না মানে ট একদম ঠিকই বলেছেন যে, লোক কি বললো? এগুলো নিয়ে যদি ভেবে থাকা হয় বা "ট্রেন্ড খালি ফলো করতে হবে, নাহলে পিছিয়ে যাবো।" এগুলা ভাবলে কিন্তু আগানো সম্ভব না। তো এক্ষেত্রে যদি আ বলি যে এই যে, ট্রেন্ড যে মানে মানুষ ফলো করে হ্যাঁ? বা মানুষ এখন দেখায় চারপাশে হচ্ছে ট্রেন্ড ফলো না করলে, অনেক ক্ষেত্রে একটু মানে নিচে মনে করে, এরকম মনে করে। অথবা জামাকাপড়ের যে বিষয়গুলো থাকে না যে, নতুন ট্রেন্ড এর জামাকাপড়গুলো মানুষ পড়তেছে, আর অনেকে থাকে যে পড়ে না। তো এক্ষেত্রে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন যে, আ মানে নতুন জামাকাপড়ের যে ট্রেন্ডগুলা, এগুলা কি আসলে আ পরি বা মানে হয় না যে, এই যে এই পরিবেশে থাকতে হলে বা সমাজে থাকতে হলে কি, পড়তেই হবে নাকি না, আগেরগুলা পড়লেও কোন সমস্যা নেই?
উম জ্বি। আ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। আচ্ছা। আচ্ছা।

আ দেখেন আ ট্রেন্ড এর যে দিকে অ্যা যদি ভালো খারাপের বিচার করতে যাই, তাহলে এখানের আসলে একটা ব্যাপার আছে। কারণ দেখেন আ Shark Tank বা এই যে অনেক কিন্তু আসলে অনেকগুলো এখন আ কোম্পানি আছে বা সেলিব্রিটি আছে যারা কিন্তু আসলে ইনভেস্টমেন্ট এর টে ক্ষেত্রে যায়। বা বিভিন্ন আসলে আ ইনভেস্টমেন্টের আইডিয়া দেয়। তো আ মানুষ কিন্তু আসলে ওই দিকগুলোতে খুব বেশি একটা আগ্রহী হয় না। আ বলতে পারেন যে মানুষ আরকি সহজ যে বিষয়গুলো যেমন আ ধরেন আসলে কোনো অনৈতিক কাজ করা বা কোন একটা আ মানে আ যেকোনো আসলে আ কোন কিছুতে আসক্ত হয়ে যাওয়ার যে ব্যাপারগুলো আছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে মানুষ সহজে করতে পারে কষ্ট ছাড়া। তখন কিন্তু আসলে ভাই মানুষ এই দিকগুলোতে আকৃষ্ট হয় সবথেকে বেশি। তো আ এখানে দুই ধরনের প্রভাব আছে। তবে আ এটা আসলে ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করে।
উম হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আইডিয়া দেয়। হু, হু। আসক্ত হয়ে যাওয়া, জি। বেশি হয়। একেক জনের আসলে একেক রকম হয় বিষয়টা, ঠিক না? তো এই যে আসলে আপনি বলছিলেন যে ভালো খারাপের বিষয়টা। তো আপনাকে যদি একটু বলি যে আপনি একটু বিস্তারিত যদি বলতেন যে কোন কোন দিকগুলো আসলে বেশি ভালো? ট্রেন্ডিং এর বিষয়টা আপনি কখনো ফলো করেছেন কিনা এরকম?
হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। আ আচ্ছা। হুম, দেখেন আমি এখানে বলব যে ভালো কিছু দিক যেমন আছে, সেলিব্রিটি বল বললেই হয় না শুধুমাত্র এখানে, আ ট্রেন্ড এর পেছনে অনেকগুলো কারণই থাকে। যেমন কোন ব্যবসায়িক ম্যান থাকতে পারে। যেমন ধরেন আ Elon Musk এর কথা যদি বলি। তো উনারকে আসলে সবাই আরকি একটা আইডল হিসেবে মানে। তো উনারা ড্রেসিং স্টাইল তারপরে আপনার আ কথা বলার ধ অঙ্গভঙ্গি এগুলো কিন্তু আসলে মানুষ আরকি চেষ্টা করে। তবে একটা জিনিস ছাড়া। সেটা হলো যে তার মত যে পরিশ্রমের ব্যাপারটা আছে, সেটা ছাড়া বাকি যত আ যা কিছু আছে তার মধ্যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যগুলো আসলে নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে বা আ তার খবরাখবর রাখে। কিন্তু আ এখানে আসলে ব্যাপারটা হলো যে আ ওই যে মনে করেন যে আ Elon Musk এর কথাই যদি আসলে বলি আবারো। তো ওনার ভালো গুণ হল যে এগুলো আছে যেমন ধরেন আসলে কাজ করা। তো মানুষ আসলে দুই একদিন কাজও করে। কিন্তু ওই যে যখন আসলে দেখে যে না আসলে কাজ করতে করতে অনেক চাপ বা এই যে চাপ আর টা আসলে ঠিক রাখতে পারবো না, তখন কিন্তু ছেড়ে দেয়। আর আরেকটা ক্ষেত্র হয় এখানে, সেটা হলো যে আপনার ওই যে আ দেখবেন যে ও মানে টিশার্টের উপরে আরকি আপনার ব্লেজার টা পড়ার একটা ট্রেন্ড। তো এটা কিন্তু আসলে আ Elon Musk উপরে ইয়া দেখে কিন্তু আসলে অনেকে আরকি চেষ্টা করে।
না, না, না। এখানে অনেক বিষয় আছ হ্যাঁ। জি, জি, জি। আচ্ছা। চেষ্টা করো। <chuckles> পরিশ্রম, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। হু, হু। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ওই তো বিষয়টা হচ্ছে যে যারা মানে ভালো, ভালো খুবই নামি দামি ব্যক্তি রয়েছে, তাদের জীবনের চলাফেরাই এক রকমের ট্রেন্ড হয়ে যায় আরকি। তো এক্ষেত্রে আসলে মানে আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনি কি কোন এরকম ট্রেন্ড আ মানে কখনো মেনে চলেছেন? যেটা আসলে আপনার কাছে মনে হয়েছে যে না এটা ভালো, এটা আমি আসলে করি?
হ্যাঁ, হ্যাঁ। একদম, ভাই। হু, হু। আ